সোশ্যাল মিডিয়াতে আপনার মনোযোগ, কেমন করে ছিনিয়ে নিচ্ছে? একটু বলুন তো।
দেখেন। সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকভাবেই কিন্তু আমাদের মনোযোগ ছিনিয়ে নিচ্ছে। সেটায় কি? আমি যেটা মূলত মনে করি, যেরকম আমি যদি কোনো কাজে থাকি, আমার কিন্তু মনোযোগ কিন্তু খুব সহজেই অ্যা চলে যায় নোটিফিকেশনের কারণে। যেরকম দেখা যায় কি? যে আমি কোনো একটা কাজ করছি, অফিসের কাজ, তখন আ এরকম একটা নোটিফিকেশন আসলো, যে আ লাইক দিয়েছে বা আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমি কিন্তু খুব সহজেই কিন্তু দেখতে যাই যে, অ্যা আসলে কি? ঘটনাটা কি? কে এইটা? তো সেই ক্ষেত্রে হয় কি? যে আ আমি যে আ সেখানে মানে এ ঢুকলাম সোশ্যাল মিডিয়াতে দেখতে যে কে এড দিয়েছে? সেটা না করে আমি স্ক্রল করতে থাকি, রিলস দেখতে থাকি। তো এটাতে কিন্তু আমার অনেক বেশি কিন্তু সময় গুরুত্বপূর্ণ সময় কিন্তু নষ্ট হয়ে যায়।
ঠিক বলেছেন, জি। জি। অবশ্যই, অবশ্যই। জ্বি। আর মনোযোগটাও তো এক জায়গার থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে, এই কারণে।
একদম ঠিক বলেছেন।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই যে বললেন যে কাজের সময় বা যেখানে আছেন, এই যখনই নোটিফিকেশন বা কোনো একটা শব্দ বেজে উঠে, তখন তো অবশ্য একটা প্রতিক্রিয়া হয় যে আ এটা কি ধরবো নাকি ধরব না। তো ঐটার সিদ্ধান্তটা আপনি কিভাবে নিয়ে থাকেন?
একদম ঠিক। এখন দেখেন এইসব সিদ্ধান্ত নিতে <scoffs> গেলে কি আমরা তো এখন বড় হয়েছি। আমি যেহেতু আমার বয়স হয়েছে আমি কিন্তু এখন বুঝতে পারি যে এটা আমার জন্য ঠিক না। কিন্তু আমি যদি আ নতুন প্রজন্মের হতাম বা আমি যদি শৈশবকালে হতাম, কিশোর হতাম, তখ তখন কিন্তু আমি খুব সহজেই কিন্তু আ মানে আ ক্লিক করে দিতাম বা আমি কিন্তু অন্য অ্যাপ ব্যবহার করতে চলে যেতাম। তো সেই এই ভালো-খারাপ উম বাছাই বা যাচাই জিনিসটা যে আছে সেটা করার কিন্তু আপনার আ মানে থাকতে হবে যে আপনি করতে পারবেন কিনা? তো সেটা যদি আপনার আ ভালো হয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে না এটা আমার জন্য ঠিক না। আমি এখন
জ্বী। একদম ঠিক। জী। অবশ্যই। ঠি মানে হিতাহিত জ্ঞানের টা উম মানে ব্যা জ্ঞান থাকাটা খুব প্রয়োজন আরকি যেটা বোঝাতে চাচ্ছেন, তাই তো?
একদম ঠিক বলেছেন।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এইখানে একটা জিনিস থাকে যে, এই যে নোটিফিকেশন বেজে উঠে। তো বেজে উঠার কারণে দেখা যায় যে অনেক সময় অনেকে কিন্তু বিরক্তি প্রকাশ করে। যে, <coughs> যে, "আ এ এ এ আওয়াজের কারণে আমার একটু বিরক্ত হচ্ছে।" তো এখন দেখা যাচ্ছে সো অ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাপস গুলো আছে সেটার সাথে তো মানুষজন খুব গভীরভাবে জড়িত। তো যখন কেউ এই কথাগুলা বলে, তখন কি আ আপনার প্রতিক্রিয়াটা কি হয়? ভালো নাকি খারাপ?
এখন দেখেন কিছু মানুষ কিন্তু এরকম অনেক আ নোটিফিকেশন এর আওয়াজ কিন্তু দিয়ে থাকে। এইটা কিন্তু আসলেই কিন্তু একটু বিরক্তিকর বা আপনি কিন্তু বলতে পারেন যে মনোযোগ কিন্তু ছিনিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে হয় কি যে আমি এইরকম ক্লাস করে থাকি। আমি কিন্তু একটা দেখি একটা ছেলে আসে, সে কিন্তু নিয়মিত এইরকম আ তার ফোন কিন্তু বাজতে থাকে যে এইরকম একটা মানে আ মেসেজ আসলে যেরকম টোন আসে না? সেরকম একটা টোন। আর এটা শুনলেই না আমের কিন্তু মনোযোগটা হারিয়ে ফেলি। আর আমার কিন্তু তার সাথে, সাথে একটু রাগ হয়ে উঠে। তো দেখেন একটা নোটিফিকেশন এর কারণে ২ টা জিনিস হচ্ছে যে, একতো আমার মনোযোগটা আমি ক্লাসে দিতে পারছি না তার সাথে, সাথে আমার আ মানে স্ট্রেস এসে পড়ছে। তো এইটা কিন্তু একদমই ঠিক না। আমাদের কিন্তু উচিত যে আ মানে আমরা যখন কিছু কাজ করব বা আমরা যদি পড়াশোনার ভিতরে থাকি, অবশ্যই ত কিন্তু তখন চেষ্টা করা উচিত যে আপনি নিজের আ সেই কাজের প্রতি সময় দিবেন আর সময় নষ্ট না করবেন।
জি, জি। একদম ঠিক। জি, জি। একদম, একদম। মানে ওই সময়টুকু পুরোটা যেন কাজের প্রতি বিনিয়োগ হয়, অন্য কিছু যেন ব্যাঘাত না ঘটায়। এইরকমটা বলতে চাচ্ছেন আপনে। তো এই যে এখন একটা জিনিস আছে যে দেখা যায় যে আ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ঢুকলো, ঢুকার পর আপনি যে কথাটা ১ম এ বলেছিলেন যে, "আ ঢুকে গেলে দেখা যায় শুধু একটা কাজের জন্যই হয় না, অন্যান্য অনেকগুলো কাজের জন্য হয়।" তো এই যে ব্যাঘাতটা ঘটে, ঘটার পরে যে আপনার ভিতরে একটা চিন্তা-ভাবনা ঢুকে যে, "কাজটা কি আদৌ ঠিক করলাম নাকি ঠিক করলাম না?" এইটা থেকে কি কখনো কোনো শিক্ষা গ্রহণ করেছেন কি?
ঠিক বলেছেন। ঠিক বলেছেন। একদম ঠিক বলেছেন। আসলে দেখেন আমরা এরকম কিন্তু অনেক ধরনেরই সময় থাকে যে আসলে একটা কাজ করতে চাচ্ছি না কিন্তু করে ফেলি। যেরকম social media তে এরকম যদি Messenger এ কেউ কিছু পাঠায় motivational ভাবলেন একটা motivational একটা ভিডিও পাঠালো। তা আমি করব কি? আমি ওটা click করে যেয়ে দেখব ভিডিওটা কি। এখন ঐ ভিডিওটা দেখার পর যে আমি ও মানে একটা কাজে ব্যস্ত ছিলাম বা নিজেকে সময় দিচ্ছিলাম। এরকম কিন্তু হয়ে থাকে। কিন্তু সেই সময় আমরা করি কি? যে, ওই যে আমরা ভিডিওটা দেখলাম motivational ভিডিও। তারপরে আমরা একের পর এক scroll করতেপ থাকি। তো এই কারণে কি হয় যে এটা কিন্তু একটা ছোট ১ টা মিনিট লাগতো, ঠিক আছে? কিন্তু এইখানে কিন্তু একটানা আমরা অনেক বেশি scrolling করে সময় কিন্তু নষ্ট করে ফেলি। যার কারণে কিন্তু আমাদের মনোযোগ যে অন্য যেই কাজে ছিল সেটা কিন্তু ছিনিয়ে নিচ্ছে।
অবশ্যই। জি, অবশ্যই। জি। একদম ঠিক বলেছেন। অন্য দি দিকে হ্যাঁ একদম ঠিক বলেছেন। চমৎকার আপনার সাথে পুরোপুরি সহমত ব্যাপারটা নিয়ে। তো এইখানে আরেকটা জিনিস আছে যে মানুষে আ মানুষজন অভিগয আ মানে অভিযোগ করে থাকে। যে আ একটা যেমন আপনি বললেন যে খুব মানে আপনাকে উৎসাহিত করার জন্য একটা কিছু আপনাকে কেউ পাঠালো। ঐটার সঙ্গে, সঙ্গে আরো কিছু উৎসাহ করার জন্য যে জিনিসগুলো আসতে থাকে, মানুষজন বলে থাকে যে ঐটার কারণে নাকি বিশেষ করে তারা আটকা পড়ে যায় এবং আ অনেক সময় অপচয় হয়ে যায়। এরকমটা কি আপনার সাথেও ঘটে?
একদম ঠিক। ঠিক বলেছেন। অবশ্যই আপনি দেখেন একটা এইযে বললাম যে reels দেখতে যেয়ে কিন্তু scroll করতে, করতে কিন্তু সময় নষ্ট করে দেই। তার সাথে, সাথে এইযে আ এরকম কিন্তু মেসেজ আসে কিন্তু আ social media থেকে যেরকম একটা আপনি যদি একটা group এ থাকেন আ তখন কিন্তু খুব সহজেই কিন্তু একটা message আসতে থাকে। তো আপনার কিন্তু একটা মানে ইচ্ছা হয় আচ্ছা আমি যেয়ে দেখি কী বলেছে? বা এখন কি কথা হচ্ছে যে দেখা দরকার? তো এটা করতে কিন্তু আপনার কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় বা আপনি যে কাজের ভিতরে আছেন আ এতে কিন্তু আ আপনি কাজ না করে সময় অপচয় করছেন। তো এটা কিন্তু একদমই ঠিক না, কারণ এতে কিন্তু আপনার মনোযোগ কিন্তু কমে যাবে।
একদম ঠিক, জি। ঠিক। জি, জি, জি। অপচয় হচ্ছে, জি। একদম। চমৎকার বলেছেন আপনার সাথে পুরোপুরি সহমত। তো এখানে আরেকটা বিষয় থাকে যে এই আ সামাজিক যোগাযোগ মাধ্যম বা social media র মা কারণে আ পরিবারের সাথে একটা দূরত্ব কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষের হয়ে যাচ্ছে। আপনার ক্ষেত্রেও কি এক ই?
একদম ঠিক। এখন দেখেন এরকম কিন্তু হয় যে, আমরা কিন্তু social media য় থাকার কারণে কিন্তু পরিবারকে কিন্তু সময় দেই না। যেরকম আপনি দেখবেন যে আমরা কিন্তু Mother's Day তে মাকে নিয়ে কিন্তু একটু ছবি তুলি বা তাকে নিয়ে selfie তুলে আমরা social media তে দিয়ে দেই কিন্তু ব্যক্তিগত জীবনে কিন্তু আমরা কিন্তু সেই একদিনেই মাকে সময় দেই। তাছাড়া কিন্তু মাকে সময় দিয়ে থাকি না। তো এটা কিন্তু একদমই ঠিক না। আর তার সাথে আমাদের বাসায় একটা নিয়ম আছে সেটা হলো যে বাসে রাতে একসাথে সবাই বসে রাতের খাবারটা খাবো। এতে হয় কি আ যে, এই খাবার খাওয়া হলো তার সাথে সাথে কিন্তু ফোন ব্যবহার করা যাবে না সেই সময়। তো ফোন ব্যবহার না করলে হয় কি, আমাদের সারাদিনে কি ঘটেছে সেটা কিন্তু কথোপকথনের বা মাধ্যমে কিন্তু আলাপ-আলোচনা করে থাকি আমরা।
জি। জি, জি অবশ্যই। জি। চমৎকার বলেছেন। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একদম ঠিক, একদম ঠিক। আর এইটা তো খুব স্বাস্থ্যকর একটা অভ্যাস যে আ দিন শেষে পরিবারের সাথে একটু আলোচনা করাটা। আসলেও অ অনেকেরই অভিযোগ যে এটা তারা করে উঠতে পারছে না। তো আচ্ছা, এই যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কথাই যদি বলি দেখা যায় যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারনে জীবনের অনেক পরিবর্তন আসে, যেমন আ আপনি একটা কাজ করছেন, আপনি যেহেতু বললেন যে আপনি পড়ালেখাও করছেন, কাজও করছেন অফিসে। তো এইখানে তো দেখা যায় অনেক আ জিয়া জিনিসপত্র চলে আসে, যেখানে আ মানুষ মানুষের ভালো সময়টি দেখাচ্ছে, যেটার কারণে নিজেকে একটু আ যে কেমন যেন আত্মবিশ্বাসটা কমে আসছে। এরকম কি আ আপনার জীবনে ঘটেছে কি? যে নিজেকে একটু মনে হচ্ছিল যে আমার আত্মবিশ্বাস টা একটু কমে এসেছে বা আম আরেকটু ভালো করা উচিত?
একদম ঠিক। একদম ঠিক। আসলে কি দেখেন সোশ্যাল মিডিয়ার থাকার কারণে কিন্তু, এটা কিন্তু বানানো হয়েছিলো যোগাযোগ মাধ্যমের জন্য। কিন্তু আমরা কিন্তু এখন একটা ব্যবহার করি নিজেকে তুলনা করার জন মানে তুলনা করে থাকি অন্যর সাথে। তে এটা কিন্তু একদমই ঠিক না। যে তুলনা জিনিসটা আসলে কী হয়! যে আপনার কিন্তু নিজের উপর আত্মবিশ্বাসটা কমে যায়। তার সাথে, সাথে আপনি যে ভালো কিছু করতে পারবেন সেই সেটার কিন্তু প্রবণতাও কিন্তু কমে যায়। তা আমাদের কিন্তু উচিত যে যতটুক সম্ভব আমরা আ নিজেকে অন্যর সাথে তুলনা করব না। আর সোশ্যাল মিডিয়াতে আপনি আ এই যে ব্যক্তিগত যে তথ্য দিচ্ছেন, যে আসলে আপনি খুশি না কিন্তু আপনি দেখাচ্ছেন "আমি অনেক খুশি বা আমি অনেক ইয়ে মানে ভালো করছি জীবনে।" এটা কিন্তু আ কিন্তু একদম ঠিক না। কারণ তাহলে কিন্তু এইগুলো কিন্তু আপনার স্ট্রেস দিচ্ছে। আপনি কিন্তু নিজেকে মানসিক চাপে কিন্তু আটকিয়ে রাখছেন।
জ্বি। একদম ঠিক বলেছেন। জ্বি। কার বলেছেন। ভালো আছেন জি, জি। একদম চমৎকার! আপনার সাথে পুরোপুরি সহমত আমি এই বিষয়টা নিয়ে, কারণ অনেকেই ভুক্তভোগী শুনছি। তো আচ্ছা এখানে আ কিছু সংখ্যক মানুষ কিন্তু বলে, "এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা কিন্তু আমার জীবনের একটা অংশ এবং এটা আমার খাওয়া-দাওয়ার মতোই বল বলা যায় যে এটা না এটা না দেখলে যেন আমার পেটে খাবারটা হজম হচ্ছে না।" তো এইটা কি আপনে এই এই ব্যাপারটাকে কি একটা আবেগ হিসাবে ধরবেন? নাকি একটা গুণগতমান, যেটা মানে উম তাদা তাদের কোনো অভর মানে খবর নেই যে এটা তাদের জীবনে কতটা প্রভাব ফেলছে। আপনি জিনিসটাকে কিভাবে দেখেন?
একদম ঠিক। একদম ঠিক। আসলে আমি মনে করি যে তাদের এটা যে কিভাবে প্রভাব ফেলছে তারা বুঝতেছেই না। আর এইটা যে আ এটা আবেগের জিনিস <scoffs> এইটা তারা বুঝতেছে না তারা বের হতে পারছে না, কারণ সোশ্যাল মিডিয়া তে আমরা অনেক বেশি ব্যক্তিগত তথ্য দিয়ে থাকছি। এটা কিন্তু অনেক ধরন আ মানে এটা কিন্তু ঠিক না। যেরকম দেখেন আপনি যদি কোথাও খেতে যান, আ আপনি শুধু আপনি খাবারের ছবি দিচ্ছেন। এটা কিন্তু আপনি দেখানোর জন্য করছেন যে, "দেখো মানুষ আমি এখানে আজকে খেতে গেলাম বা কালকে আমি এদিকে খেতে গেলাম।" বা আপনি একটা ফোন কিনলেন। হ্যাঁ এখন আপনি কিন্তু যদি নিজের টাকায় আ মানে আয় করে যদি একটা ফোন কিনেন তাহলে কিন্তু অবশ্যই আপনি দিতে পারেন যে, "দেখো আমি আমার ১ম আ জীবনের টাকা দিয়ে এরকম একটা ফোন দামি একটা ফোন কিনেছি।" কিন্তু আপনি যদি প্রত্যেক বছরে এই যে আই iPhone বেরোচ্ছে আপনি দিয়ে দেন যে, "এই দেখো আমি নতুন iPhone নিচ্ছি।" এটা কিন্তু লোক দেখানোর একটা স্বভাব। এটা কিন্তু আমিও করেছ এ করেছি। এমন না যে আমি করিনি। কিন্তু এটা কিন্তু সময়ের সাথে কিন্তু আমি শিখেছি যে, "না এটা আমি যা করছি এটা কিন্তু মানুষ দেখানো হচ্ছে, এটা কিন্তু ঠিক না।" তো এগুলো ক আপনি অনেক মনোযোগ হেরিয়ে ফেলছেন যে, ভালো যেই কাজগুলা সেইগুলো না করে, মানুষ দেখাতে আপনি কিন্তু ব্যস্ত আছেন, সোশ্যাল মিডিয়াতে।
আচ্ছা, আচ্ছা। একদম ঠিক বলেছেন। জি, জি, জি, জি। জি, জি। জি। আচ্ছা, আচ্ছা! একদম। চমৎকার একটা কথা বলেছেন! আসলেও এটা মনে হয় মানুষের বুঝতে, বুঝতে অনেক সময় লেগে যাচ্ছে। আর আ যেভাবে মানে এটা মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে আপনার কি মনে হয় এই জিনিসটা থেকে কি বের হওয়া আদৌ সম্ভব?
জি অবশ্যই সম্ভব। যেরকম দেখেন আমি কিন্তু বের হতে পেরেছি। আমি কিন্তু এখন আর এরকম আ মানে ছবি দিতে পছন্দ করি না বা আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি না। তার সাথে, সাথে আমি কোথায় খেতে যাচ্ছি এটা তো ব্যক্তিগত তথ্য দেয়ার কিছু না ভাই, এটা তো-একটা খাবার বা এমন হতো যে আমার মা আমার জন্য একটা খাবার বানিয়েছে আমার জন্মদিনে, দিনে। সেটা কিন্তু আমি ছবি তুলে দিতেই পারি যে, "হ্যাঁ আজকে মানে একটা শুভ দিন এর জন্য আরকি আমাকে খাবার বানিয়ে দিয়েছে তাই আমি দি কিন্তু আপনি প্রত্যেকটা দিন যে কফির ছবি দিচ্ছেন বা আপনি খেতে যাচ্ছেন সেটার ছবি দিচ্ছেন। এটা তো মানুষ দেখানোর জন্য আপনি করে অ্যা করতেছেন আরকি। তো এটা কিন্তু কোনভাবেই সঠিক নয় বলে আমি মনে করি। আর সোশ্যাল মিডিয়া তে আরেকটা জিনিস যেটা করে থাকে মানুষ যে অনেক বেশি নিজের লোকেশন শেয়ার করে রাখে এটাও কিন্তু আমি মনে করি যে আপনি নিজের প্রাইভেসি কিন্তু আ মেইনটেইন করছেন না বা আপনি কিন্তু নিজের প্রাইভেসি লঙ্ঘন করছেন।
বাহ! জেনে ভালো লাগলো। একদম ঠিক, একদম ঠিক বলেছেন। খাবার বানিয়ে দিয়েছে, জি। হুম। আচ্ছা, আচ্ছা! জি, জি। অবশ্যই কারণ কার মনে কি আছে সেটা তো ওম কখনোই মানুষের পক্ষে জানা সম্ভব নয়। তো আপনি যেটা বলেছেন একদম চমৎকার একটা কথা বলেছেন! যে এটার কারণে মানুষের ক্ষতিও হতে পারে ক্ষতিও আসতে পারে। তো এইখানে একটা বিষয় সবসময় রয়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে অনেকেই এটার চেষ্টা করেছে। তো এই যে একটা জিনিস আছে যে ডিজিটাল ডিটক্স মানে পুরোপুরি ফোনের থেকে আপ আ সরে যেয়ে অথবা বাহিরে পাহাড়ে অঞ্চলে যেয়ে মোবাইলের নেটওয়ার্ক পুরা বন্ধ করে অ্যা অথবা অ্যাপ লিমিট করে এই পদক্ষেপগুলা কি নিয়েছেন এখন পর্যন্ত আপনি?
একদম ঠিক। অবশ্যই আপনি যদি দেখেন যে ডিজিটাল ডিটক্স কিন্তু অনেকভাবে নেয়া যায়। যেরকম আ আমি কিন্তু একবার এরকম হয়েছিল যে করোনার পরে আ মেয়েদের ব্যাপারে কিন্তু আমি অনেক বেশি খারাপ কথা শুনছিলাম এই সোশ্যাল মিডিয়াতে। তা আমার এতটা খারাপ লেগেছিল জি, জি তো আমার এতটা খারাপ লেগেছে আমি কিন্তু আ মানে ডিজিটাল ডিটক্স করতে বাধ্য হই। যে আমি পুরাটা সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে যাই। কারণ আমি আর এটা নিতে পারছিলাম না। তো এতে কিন্তু মানে আমি কিন্তু নিজের মনোযোগ তো হারাচ্ছিলামই তার সাথে, সাথে আমার এতটা চাপ আ মানসিক চাপে আমি ভুগছিলাম যে আমি বুঝিয়ে বলতে পারব না। তো তার কারণেই আ যে ডিজিটাল ডিটক্স কিন্তু মাঝে মধ্যে নেয়া দরকার। তা তার মানে এই না যে শুধু আপনি এভাবে নিতে পারেন। আপনি কিন্তু ভ্রমণেও যেতে পারেন। আ তো ভ্রমণে যেয়েও কিন্তু অ্যা মানে আপনার অনেক ধরনের আপনি activities করতে পারেন বা মানুষের সাথে আপনি আ নতুন মানুষের সাথে আপনি আলাপ-আলোচনা করতে পারেন। সেগুলো করলে কিন্তু আমি মনে করি যে আপনার মনোযোগ কিন্তু আ মানে ফিরে পাওয়া কিন্তু সম্ভব।
জি, জি? আচ্ছা? আচ্ছা তাই নাকি? আ বুঝতে পেরেছি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চমৎকার বলেছেন কিন্তু! জি, জি, জি। চমৎকার একটা কথা বলেছেন। এটা খুবই যোগ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি! কিন্তু আমাকে যদি একটু বলতেন, যে মেয়েদেরকে নিয়ে খারাপ মন্তব্য করা হচ্ছিলো, ঐটা আসলে কি হয়েছিলো? যদি একটু আমাকে সংক্ষেপে বলতেন।
খারাপ আ বক্তব্য বলতে কি, যে তাদেরকে নিয়ে যেই অ্যা জিনিসগুলো হয় না যে, আ যে মানে তাদের সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে। তো এরটা কিন্তু খুব বেশি হচ্ছিলো সেই সময়। সেটা নিয়ে আমি বল বলেছি আরকি।
আচ্ছা জি, জি। ও! বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে যেখানে মেয়েদেরকে আসলেও আ একটু লুকিয়ে রাখা উচিত, ঐখানে তাদেরকে একটু বেশি, বেশি বলে, বলে এই জিনিসটাকে খারাপ করে তুলছিলো আরকি। এইটা বুঝাতে চেয়েছেন?
না, না, না। আমি বলতে চাচ্ছি যে কিছু, কিছু মানুষ আছে না হিংস্র মানুষ? যারা খুব বাজে আ মানে ইভটিজিং করে থাকে, তার সাথে আরো বেশি কিছু করে থাকে। আমি সে গুলো দেখে না, অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিলাম। যার কারণে কি, আমি সোশ্যাল মিডিয়া থেকে আ একদমই মনোযোগ হারিয়ে ফেলি। তার সাথে অনেক বেশি আমার চাপ এসে পড়ে। তো এ এজন্য আরকি আমার এটা থেকে দূরে যাওয়া বা ডিটে এ ডিজিটাল ডিটক্স নেওয়া। আর তার সাথে, সাথে আমি কিন্তু একটা জিনিস করতে আ মানে ক মানে দেখেছি, যে মাল্টিটাস্কিং করলেও কিন্তু আ আপনার কিন্তু মনোযোগ কিন্তু কমে যায়। তো এইযে সোশ্যাল মিডিয়ার সাথে, সাথে যদি আপনি ওইযে ঘুরতে গেলেন, আপনি ভিডিও করছেন বা আপনি আ মানে ভ্রমণে যে আপনি মানে আ আনন্দ ভোগ করবেন, সেটা না করে আপনি ভিডিও করতে ব্যস্ত। তে সেইটা কিন্তু আপনি মানে মনোযোগ মানে হে হারিয়ে দিতে কিন্তু সাহায্য করে। তো এই জিনিসগুলা যদি আপনি মেনে চলেন, আমি মনে করি যে আ সোশ্যাল মিডিয়াতে মনোযোগ অ্যা ছিনিয়ে নিলেও অ্যা মানে ফিরে পাওয়া সম্ভব।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, জি, জি। জি, জি, জি। ব্যাঘাত ঘটে, জি। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চমৎকার, চমৎকার! আসলেও আপনার আ কথা বলার ভিতরে যে কয়েকটা আ উল্লেখযোগ্য আপনি যে কথাগুলা বলেছেন, যেমনটা আপনি টের পাচ্ছেন যে আ সোশ্যাল মিডিয়াতে থাকার কারণে, আপনার মনোযোগে পর প্রচুর পরিমাণ ব্যাঘাত ঘটছে। এবং আ আপনি এটার থেকে একটু detox নেওয়ারও চেষ্টা করছেন। এবং আপনাকে এটা খুব সাহায্য করছে, এটা শুনে আমার চমৎকার লেগেছে!
উ জি। আসলেই কিন্তু দেখেন, যে সোশ্যাল মিডিয়া থেকে যদি মনোযোগ হারিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু আ কিছু প আ মানে কৌশল নিতে হবে। যেরকম আপনি কিন্তু নিজেকে সময় দিতে হবে বা আপনি এইযে digital detox যদি নেন, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু মনোযোগ আ ফিরে পাওয়া সম্ভব। তো আপনার সাথে না কথা বলে বেশ ভালো লেগেছে। এই আড্ডা দিতে, দিতে এতো সময় চলে যাবে বুঝতেই পারিনি। তো আপনি ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।
জি।
ভালো থাকবেন।
শুভরাত্রি।